এটাই তো! আমি তো শুনে চমকে গেলাম যে, এই আপনি যে স্যাফরন গাছটির কথা বলছেন, এইটা তো খুবই দামি একটা গাছ এবং বাসার ভিতরে তারা এটাকে বা বানাচ্ছে। এইটা তো শুনে আরও আমি অবাক হয়ে গেলাম। আসলেই চমৎকার বিষয় এটা। আচ্ছা, মানে এখান থেকে একটু জানতে ইচ্ছা হয় যে, আ এই যে ধরুন অ্যা বাড়ির ছোট জায়গাগুলা, আ দেখা যাচ্ছে এটা হতে পারে যে আ তাদেরকে ছোট জায়গা বলাই হচ্ছে কারণ হচ্ছে, জায়গাগুলা ব্যবহারযোগ্য নয় বা ওই জায়গাটাতে আসলে বড় কিছু ঢুকানো যাচ্ছে না বা কিছু ফিটও হচ্ছে না। তো এই জিনিসটাকে আপনি নেতিবাচক হিসাবে না নিয়ে, ইতিবাচক কে যে চিন্তাভাবনাগুলা করে থাকেন, তো এটা কি একা একা নিয়ে থাকেন, নাকি পরিবারের সাথে বসে আলাপ-আলোচনা করে তারপর ওই জায়গাটাকে ব্যবহার করার চিন্তাভাবনা করেন?
আসলে দেখেন আমি যদি ব্যাচেলর হতাম, তাহলে কিন্তু নিজের মর্জির মালিক হতাম। তাহলে কিন্তু আমি জিনিসটা যেমন ইচ্ছা, তেমন করে ফেলতে পারতাম। যেহেতু আমি পরিবারের সাথে থাকি, আমার কিন্তু পরিবারকে না বলে যদি এরকম করা হয়, তাহলে কিন্তু একটা অ্যা শাস্তি কিন্তু বাসা থেকে পেতেই হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত এরকম আ পরিবারের সাথে আপনি কথা বলে, আপনার ধরেন আ আপনার ছোট একটা রুম আছে, যেখানে আপনি কিছুই করতে পারছেন না। বা বো আপনি ধরেন ফ্রিজ রাখলেন। ফ্রিজ রাখলেও পিছনের দিকটা ফাঁকা থেকে গেলো। তো আমি কিন্তু সেখানে কি করে থাকি? যে, আমি কিন্তু একটা স্ট্রিমিং রুম বানিয়ে ফেলবো। মানে অ্যা ধরেন এ সিঁড়ি আছে, আপনার সিঁড়ির নিচে জায়গাটা ফাঁকা। ঠিক আছে? তো ওই জায়গাটা ধরেন আপনি অ্যা এরকম একটা কম্পিউটার টেবিল বসিয়ে একটু লাইটিং করে দিলেন। তো সেই জায়গায় কিন্তু খুব সুন্দর মত কিন্তু আপনি একটা, ছোট একটা সেটআপের সহায়তায় কিন্তু আপনি ক্যামেরার সাথে কিন্তু আপনি স্ট্রিম করতে পারবেন বা মানুষকে দেখাতে পারবেন। তো এই জিনিসগুলো যদি আপনি কাজে মানে, ভেবে-চিন্তে যদি আপনি কাজ করেন না? তাহলে দেখবেন যে ছোট জায়গাও ছোট থাকে না, সেটা কিন্তু কোনো না কোনো কাজে লেগেই যায়।
আচ্ছা, আচ্ছা। জি। <chuckles> আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। ও! আচ্ছা, জি, জি। অবশ্যই, অবশ্যই। একদম, একদম।